যে দেখা হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। ভোক্তা অধিদপ্তর থেকে লোকজন আসছে, সেই স্টল বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে তারপরেও মানুষের কেনাকাটা বন্ধ হচ্ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। আ তো আমি দেখি যে অনলাইনে ও হ্যা, হ্যা।
হুম। জি, এটা কিন্তু হুম, আসলে সবার একটু সচেতন থাকা দরকার এসব বিষয় নিয়ে। কারণ অনলাইনে যেটা দেখবে, সেটাই বিশ্বাস করতে হবে এমনটা না। আপনি যেমনটা বললেন, এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ব্যাপক প্রচলন দেখা যায় যে, "এটা খেলে এ রোগটা সেরে যাবে বা এটা খেলে আসলে এই অসুখটা সেরে যাবে। ডাক্তারের শরণাপন্ন হইতে হবে না। আ স্লিমিং টি খেলে, আ আসলে একদিনের মধ্যে চিকন যাবেন।" এরকম কিন্তু অনেক অ্যাড দেখা যায়। যারা কিন্তু আসলে মিথ্যা প্রচারণা করে আপনার, এই যে বিভিন্ন রকম তাদের শারীরিকভাবেও কিন্তু তারা ক্ষতি করে ফেলছে। এবং এমন ক্ষতি তারা কিন্তু নিজেও আসলে বুঝতেছে না। তো এইসব যারা করছে, আপনার কি মনে হয় যে এদের একটু সচেতনতা থাক থাকা দরকার এবং তাদের জন্য আসলে এদেরকে, মানে যারা ফলো করছে তাদের আসলে কি, কি বিষয় মাথায় রাখা দরকার সাধারণত?
হু, হু, হু। একদম। হু, হু, হু। একদমই। আসলে আমি এখন এসে দেখি যে যারা ফলো করছে, তাদের বেশি দোষ। হ্যা, কারণ এরকম অনেক শপ দেখেছি যে বন্ধ হয়ে গেছে, আ সরকার থেকে লোকজন এসে বন্ধ করে দিয়েছে। সেটা প্রচার হয়েছে। তারপরে অ্যা এ বলাই তো থাকে এই ধরনের কেমিক্যাল থাকে রং ফর্সাকারিতে, ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। আসলে তারপরেও মানুষের আ মানে, মানুষের আসলে তারপরেও এই যে ফর্সা হওয়া আর অ মানে, ৭ দিনের ভিতরে ওজন কমে যায়। এটা আসলে কোনভাবেই, এই এনারা এটা থেকে বের হতে পারে না এটা বিক্রি বন্ধই হয় না
আচ্ছা। ইজি। একদমই। ওজন কমানো। <chuckles> জি, জি।
কোনোভাবে। না, আমার মনে হয় যে হ্যা, হ্যা। আরো একটু পড়াশোনা করা উচিত, নিজের পরে একটু দয়া করা উচিত। অ্যা নিজের শরীরের উপরে <chuckles> মাশাল্লাহ।
হুম, এটা কিন্তু আসলে সব ক্ষেত্রেই দেখা যায়। <chuckles> জি, এটাই। এটা কিন্তু আসলে এই যে ব্যায়াম বা শারীরিক আ মানে কসরত করলে দেখা যায়, সেটা কিন্তু নিজেই কমে যায়। বা খাদ্যাভ্যাস পরিবর্তন করলে কমে যায়। বা সবকিছু যদি ঠিকঠাকভাবে করে, তাহলে দেখা যায় নিজে, নিজে আসলে ফর্সা হয়ে যায়। তবে মানুষের আসলে, সাথে, সাথে আসলে ফল বা রেসাল্ট পেতে চায় এবং এর কারণেই দেখা যায় আপনি যেমনটা বললেন, কম-বেশি ওজন কমানো থেকে শুরু করে, ফর্সা হওয়ার বিষয়টা সবাই একটু মানে গুরুত্ব সহকারে দেখে। তো এই যে অনেক সময় তো দেখা যায় এই যে, আ অনেকেই বুঝে না বুঝে বিশেষ করে, দাদা-দাদিরা দেখা যায়, তারা তাদের মতো করে দোকানে গিয়ে এই যে মানে দেখা যায় যে, হোমিওপ্যাথি ওষুধ খাবার একটা প্রবণতা থাকে। তো আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন, যদি বলতেন?
একদম। হু, হু, হু। হুম, হুম। জি। জি। হ্যা, হ্যা, একদম। আমি আসলে এরকম কাজ করি না। তবে আমার বাসায় মানুষ আছে, যারা হোমিওপ্যাথির ফ্যান এবং যেয়েই ঔষুধ কিনে নিয়ে আসে। এটা আসলে মাঝে, মাঝে নিষেধই করি, নিষেধও করি; কিন্তু তারা স্যাটিসফাইড আসলে। তো আসলে কাজ হয় না, কিন্তু এরকম আসলে হ্যা হয়, আমাদের ফ্যামিলি তেও টুকটাক হয়।
আচ্ছা। হু।